আচ্ছা।
তো সেটা হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের এলাকায় এটার একটা নাম আছে। এটার নাম বলাভাবে হচ্ছে চটা হ্যাঁ? চটা।
চটা আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আসলে অভিনব। এটা শুধুমাত্র মনে হয় আপনাদের এলাকাভিত্তিক ভাবেই এটা প্রচলিত। কারণ আ আ সচারাচার কিন্তু এই রান্নাটা আ কাউকে আ করতে দেখা যায় না।
এটা নি চটা রাইট। এটা না এটা আমি অন্য কোথাও দেখি নাই। আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকা হইছে। কিন্তু আসলে এটা আমি কাউকে করতে দেখি নাই। আ পরবর্তীতে দেখা যায় এটা দিলে যে, কিছুক্ষণ পর একটু শক্তর মত হয়ে যায়। তখন ১ বার উল্টায় দিতে হয়। আ আবার আ যখন নিচটা একটু শক্ত হয়ে যায় তখন আরেকটু তেল দিতে হয় আরকি। একটু তেল দিতে হয় যখন শক্ত হয়ে যায়।
হ্যাঁ। জ্বী। আচ্ছা। হুম। তো তখন কি সেই জিনিসটাকে আ অন্য কিছু দিয়ে ধরুন যে, সস কিংবা আ কোনো মুরগি মানে রান্না করা কোনো কিছু খাবার দিয়ে খেতে হয় নাকি ওটাকে শুধু, শুধুই খাওয়া যায় পিঠার মত করে?
এটার স্পেশালিটি হচ্ছে এটা অনেক ক্রিসপি থাকে। এটা খুব কড়কড়া হয়। আ এবং এটা খেতে অনেক মজা হয়। এটা একটু লাল, লাল করে ভাজতে হয় আরকি। যেমন অনেক সময় লাল পরোটা যেরকম হয় না? তেল পরোটা কড়া করে ভাজলে যেরকম হয়? এটার মধ্যে এরকম একটা টেক্সচার আছে। কিন্তু যে, পরোটার যেরকম উপরে পাতলা একটা পরত পড়ে যায় না? উপরের পাতলা পরতটাই শুধু এটা ক্রিসপি হয় বা হচ্ছে একটু মচমচ করে বা চাপ দিলে ভেঙে যায়। তো ঐটা পুরোটাই এরকম। ওইটা আলাদা উপরে কোনো, কোনো লেয়ার পড়ে না। পুরোটাই ক্রিসপি হয়ে যায় আরকি। পুরোটাই ক্রিসপি হয়ে যায়। এবং ওটা, ওটা সস-টস কোনো কিছুই লাগে না। ওইটা আমার ক্ষেত্রে যেটা হয় আমি তো ওইযে বললাম মানে ৪ টা রুটিতে ৪ টা রুটি পরিমাণ সমপরিমাণ আটা থেকে ২ টা এরকম চটা হবে আরকি। তো আমার ক্ষেত্রে যেটা হয় আমি একটা তো প্রসেস করি। একটা হয় একটা যখন ভাজা হয় তখন আরেকটা দেই। তো আরেকটা দিতে, দিতে আমার ১ম টা খাওয়া শেষ হয়ে যায় আরকি। তো ঐটার কাজের হ্যাঁ, ঐটার প্রসেস করতে, করতে ওইযে হাতের মধ্যে কিন্তু আমার আটা-টাটা এগুলো লেগে আছে। হ্যাঁ? কিন্তু এগুলা সহই দেখা যায় খাওয়া হয়ে যায়।
আচ্ছা। হুম, হুম। জ্বী। আচ্ছা। হ্যাঁ। জ্বি। বাহ! বাহ! বেশ, বেশ! আ বেশ! হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। ১ম দেখাওয়া শেষ হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু আসলে বেশ ঝটপট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার কাজটা। একে তো আপনার আ রান্নাটাও আপনি তাড়াতাড়ি করতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি তাড়াতাড়ি আবার খেয়েও নেন রান্নার মাঝ খান। তবে অপেক্ষাটাও করতে হয় না। এবং আপনার যদি দ্রুত কোনো অন্য জায়গায় কাজ থাকে যেমন কোনো অফিস আছে কিংবা কোথাও যেতে হবে। তখন কিন্তু আপনি আ মানে রান্না করতে, করতেই খাওয়ার মধ্যে একটা খেয়ে এরপর আরেকটা হয়ে যাবে। তারপর হচ্ছে সাথে, সাথে সেটা খেয়ে চলে যাবেন দ্রুত। মানে সময়
রাইট। হ্যাঁ। হ্যাঁ। অন তাড়াহুড়া না থাকলেও ধরেন আমার হাতে আমার হাতে ধরেন অফুরন্ত অবসর আছে। হ্যাঁ? তারপরেও এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি মজা। মানে ওই সময়টাতে খেয়ে যে, মজাটা পাওয়া যায় এই মজাটা আ অন্য সময় পরবর্তীতে আয়োজন করে খাওয়ার মধ্যে এই মজাটা পাওয়া যায় না। যে, মাত্র কড়াই থেকে নামছে হ্যাঁ। <chuckles> মাত্র কড়াই থেকে নামছে। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না একদম। আ নতুন একটা রান্নার ব্যাপারে জানতে পারলাম। আচ্ছা তো ধরুন আপনার আরও সময় তো বাসায় কোনো একজন অনাঙ্ক্ষিত একজন আ গেস্ট চলে আসলেন মেহমান আসলেন। তো মেহমানরা যখন আসেন তখন তো আ দেখা যায় আ বাসার মধ্যে সবসময় কিন্তু সব ধরনের উপকরণ থাকে না যে, তাকে সুস্বাদু কিছু খাবার বানিয়ে খাওয়াবো। তো এইযে যেই ২ টো উপকরণ বললেন এগুলো ছাড়া ধরুন যে, কোনো একজন মেহমান আসলেন একটা ছোট আ শিশুই আসলে। সে আসলে ঝাল খেতে পারবে না। আ মানে সে আ দুগ্ধ জাতীয় খাবার কিংবা একটু হালকা মিষ্টি জাতীয় খাবার খাবে। তো এমন কোনো রান্নার রেসিপি আছে যে, যেখানে আপনি একটু মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে পারেন খুব আ চটপট করে?
হুম। রাইট। হুম। হুম। আচ্ছা।

আচ্ছা তো সেইক্ষেত্রে অ্যা তাদের জন্য আসলে সেমাই বা পায়েস এগুলা প্রস্তুত করা যায়। যদি বাচ্চা থাকে তো বাচ্চারা সেটা আসলে খুব পছন্দ করে থাকে আরকি। তো এটাও খুব সহজেই করা যায়, ওইটাও যে খুব জটিল এরকম না। সেমাইটা আসলে খুব সহজ, ঐটা অনেকটা নুডলস এর মতোই। অ্যা কিছু, কিছু ক্ষেত্রে বলা যায় যে নুডুলসের চেয়েও সহজ। কিন্তু ওইটার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হয় কি? যে দুধটা আস হচ্ছে জ্বাল দিতে হয় খুব চমৎকারভাবে। দুধ যদি লেগে যায়, হ্যাঁ? দুধ যদি লেগে যায় তাহলে সেটা হচ্ছে মানে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবং ওই সেমাইয়ের কোনো টেস্ট পাওয়া যাবে না। তো continuously একটু নাড়তে হয়, নাড়তে হয়। দুধটা যখন আসলে পরিমিত পরিমাণ গরম হয়ে যায়, তখন নুডুলসগুলো আ সেমাইগুলো আসলে সেখানে দিয়ে দিতে হয় আরকি। তো আ যখন জিনিসটি
না। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী জ্বী। হু, হু। আচ্ছা! হ্যাঁ। আচ্ছা। হু, হু। আচ্ছা সেক্ষেত্রে কি, কি আপনি মশলা কিংবা কি, কি উপকরণ সাধারণত ব্যবহার করেন? যে যেই, যেই উপকরণগুলো আসলে না দিলে সেমাইয়ের স্বাদটা ঠিক থাকে না?
আমি হ্যাঁ আমি খুবই অল্প মসলা ইউস করতে পছন্দ করি। অ্যা এখানে আ সেমাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের ধরেন ওইযে রান্নার ক্ষেত্রে যে হলুদ মরিচ এইগুলা ব্যবহার করা হয় না? আ দে হ্যাঁ দেখা যাচ্ছে কিসমিস ব্যবহার করা হয়। অ্যা যখন একটু হয়ে আসে বা চালটা হয়ে আসে তখন কিসমিস ব্যবহার করা হয়, এলাচি দারচিনি ব্যবহার করা হয়
জ্বি। অবশ্যই হ্যাঁ, জি। ভাত। হু, হু। এমনি বা হ্যাঁ, এলাচি দারচিনির কথাই বলতে চাচ্ছিলাম। ওইগুলো ব্যবহার করে। বাদাম কি ব্যবহার করে?
এলাচি, দারচিনি ব্যবহার করা হয়। এটি হালকা একটা হ্যাঁ বাদাম কখনো, কখনো ব্যবহার করা হয়। যখন আসলে থাকে, অনেক সময় বাদাম না থাকলে বাদামটা ব্যবহার করা হয় না। আর ক্যাশর অ্যা ক্যাশর আছে একটা ক্যাশর জাফরানের মত জিনিস আরকি। ওইটাও আসলে অ সবসময় থাকে না। না থাকার উম নাই থাকি বেশি। কিন্তু যদি কখনো থাকে তখন ঐটা উপরে দিলে অ্যা জিনিসটার লুকটা ভালো আসে আরকি, দেখতে ভালো লাগে। এবং আমি চেষ্টা করি যে কিসমিসের পরিমাণটা একটু বাড়ায়ে দিতে। তো বাচ্চারা দেখা যায় কিসমিসটা আসলে খুব মজা করে খায় সেমাইয়ে <chuckles> হ্যাঁ। এনজয় করে, হ্যাঁ।
হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আছ এ সেটাই ওরা কিন্তু খুব হ্যাঁ এনজয় করে কিসমিসের ব্যাপারটা। মানে ছোট্ট একটা ফল যেটা খেতে মিষ্টি। হ্যাঁ আচ্ছা আ তো এইযে আপনার ঘরে বা বোঝা যাচ্ছে যে আপনি প্রায়ই হয়তোবা নিজে, নিজে রান্না করে খান এবং চটপট করে রান্না করেন। তো আপনার ঘরে কোন, কোন বিশেষ করে আপনার রান্না ঘরে যে কোন, কোন উপকরণগুলো যে শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে আপনি তৎক্ষণাৎ কিনে নিয়ে আসেন? যে এটা ছাড়া আমার চলবেই না? এমন কি ৩ টা ৪ টা উপকরণ আছে যেটা সবসময় আপনি আপনার রান্নাঘরে রাখেন?
হ্যাঁ।

হ্যাঁ, এরকম হচ্ছে নুডুলস। আমি কোন নুডুলসের অভাবে থাকতে চাই না। এটা হচ্ছে একটা! আর হচ্ছে যে আমি টক দইটা রাখতে পছন্দ করি সবসময় টক দইটা থাকলে সেটা আমি অনেক সময় এমনিতেও খাই। এমনিতে খাই বলতে আ আমি একটা খাবার খাই প্রায়ই। সেটা হচ্ছে মানে আ মানে আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে খাই আরকি। বা অনেক সময় দেখা যায় যে দ্রুত করতে হইলে খাই সেটা হচ্ছে রাইট। সেটা হচ্ছে কি? সেটা রান্না খাবার না, সেটা হচ্ছে আ চিড়া দই চিড়া একটা খাবার আছে। দই, চিড়াটা একটু ভিজিয়ে রাখতে হয়। আগে থেকে চিড়াটা একটু ভিজিয়ে রাখতে হয়। আ অল্প চিড়া খুব বেশি না। চিড়া কিন্তু ভিজলে অনেকটা ফুলে যায়। তো একমুঠ পরিমাণ চিড়া। আ তারপর সবরি কলা, হ্যাঁ? সবরি কলা দিলে হচ্ছে ওইটার আসল ফিলটা পাওয়া যায় আরকি। সবরি কলা হ্যাঁ, সবরি কলা তারপর হচ্ছে যে, টক দই। আর আ আমি
আচ্ছা। জি। উহুম। বেশ! মানে, স্বাস্থ্যকর খাবার বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হুম। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু? এখনো খুব প্রচলিত একটা নাস্তা। আপনি বে এখনো গ্রাম বাংলায় গেলে কিংবা ঢাকা শহরেরও কিন্তু অনেক হোটেল গুলোতে আছে, যেখানে আপনি এইযে দই, দুধ, কলা, চিড়া হ্যাঁ, এইগুলো কিন্তু আসলে বেয় মিশ্রিত করে খাওয়ানো হয়। তো আ এই এই এই ধরনের খাবার যে আপনি ধরুন করে থাকেন কিংবা এইগুলো মূলত শিখা হয়েছে আপনার কোত্থেকে? মানে এগুলোর পেছনে কি আপনার কোন গুরু ছিলেন? যিনি আপনাকে এগুলো হাতে ধরে শিখিয়েছিলেন, এই টিপস অ্যান্ড ট্রিকসগুলো?
রাইট, রাইট। অনেক জায়গায় এটা পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, না, না ঐরকম particular কোন গুরো ছিল না। ওইটা হচ্ছে ঠেকে, ঠেকে শিখা আরকি। তো দেখা যায় যে জীবনের বিভিন্ন সময় আসলে বিভিন্ন জায়গায় থাকতে হইছে। মেসে একটা দীর্ঘ সময় থাকতে হইছে। আ তারপর আ ভার্সিটির হলে থাকতে হইছে অনেকদিন। তো দেখা গেছে যে, আ যদি আসলে দেখ, দেখছি যে রান্নাটা আসলে যদি না শিখি তাইলে আসলে, মানে বিপদে পড়ে যাবো। এরকম হইছে অনেক সময়। হ্যাঁ! অপরিহার্য।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জি। হ্যাঁ। হ্যাঁ, অপরিহার্য একদমই। হ্যাঁ, যারা বিশ্বাস করে একা একা থাকেন, হ্যাঁ, যা যারা মানে এইযে মেসে থাকার কথা বলেন, ভার্সিটির হলে থাকার কথা বলেন। এইসব পরিবেশে তো আপনার রান্না অন্য কেউ করে দেবে না। সেক্ষেত্রে আপনাকে নিজেই শিখতে হবে। তো আপনি আসলে পরিস্থিতির শিকার হয়ে আপনাকে বাধ্য হয়ে শিখতে হয়েছে। তো ২-১ টা যদি এমন টিপস বলেন, যে অনেক সময় হয়না যে রান্নাটা একটু লবণ বেশি হয়ে যাচ্ছে কিংবা একটু ঝাল বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কিভাবে, সে রান্নাগুলো খুব বেলেন্স করা যায়? সেই টেকনিক গুলো যদি বলতেন।
রাইট। হ্যাঁ। রাইট। রাইট, রাইট। হুম।